হু, হু, ঠিক বলেছেন আপনি। আচ্ছা আপনি তো বললেন যে আসলে অনলাইনেই বেশি শপিং করেন এবং সবকিছুই আসলে অনলাইন থেকেই চেষ্টা করেন। তো আ এই যে আপনি একসাথে এত কাপড় কেনেন, তো সেইক্ষেত্রে ব্যয়টা আসলে সাশ্রয়ী রাখার কোনো উপায় কি আপনার কাছে আছে বা কোন হ্যাক কি আপনি ব্যবহার করেন কিনা?
জি, জি। আসলে কি দেখুন অনেক অনলাইনে দোকানে কিন্তু আছে যারা কিন্তু অনেক ধরনের অফার দিয়ে থাকে, ডিসকাউন্ট দিয়ে থাকে হয়তো পুরানা কাস্টমারদের জন্য ডিসকাউন্ট থাকে। তো আমার কাছে মনে হয়েছে অনলাইনে কিনলে আসলে কিছ কিছুটা সাশ্রয়ী হয়। কারণ আপনি যখন ইনপার্সন এ কিনতে যাচ্ছেন আপনার কিন্তু রাস্তাঘাটে যাওয়ার একটা ভাড়া আছে, ট্রাফিক আছে, সময় নষ্ট হচ্ছে, গিয়ে আবার আপনার খোঁজা যে আমি কোন জিনিসটা কিনবো
আচ্ছা। হুম, হুম। আসলে, মানে আপনাকে পোশাক কিনতে যেতে হচ্ছে, আপনাকে যেমন পরিশ্রম করতে হচ্ছে, বিভিন্ন দোকান ঘুরতে হচ্ছে, দরদাম করতে হচ্ছে। আসলেই আপনার কিন্তু সেইক্ষেত্রে অনেকক্ষণ কাজ করতে হচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। সেক্ষেত্রে অনলাইনে ডিসপ্লেতে কিন্তু আপনি একসাথে অনেক ধরনের ভেরিয়ান্ট দেখে নিতে পারছেন, ওখান থেকে বেছে নিতে পারছেন, সেটা যদি স্টকে নাও থাকে আপনি তাদেরকে রিকোয়েস্ট করলে তারা কিন্তু আপনাকে এনেও দিতে পারছে। তো সেখানে কিন্তু দেখেন শ্রম, সময়, যানজট, ট্রাফিক থেকে অনেক কষ্ট কিন্তু বেঁচে যায়। তো সেক্ষেত্রে যদি আমি অনলাইনে আমার
একদম। হুম, হুম। একদম আসলে সেখানে বাজারটা আপনার কাছে চলে আসছে, আপনি যেমন বাজারে যাচ্ছিলেন আর এখানে বাজারটা আপনার কাছে চলে আসছে।
হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে ধরুন যে অনলাইনে যদি ৳১০ বেশিও হয়, আমার তো যাতায়াতের খরচটা কমে যাচ্ছে, আমার সময় তো অনেকখানি বেঁচে যাচ্ছে, আমি সেটা অন্য জায়গায় কাজে লাগাতে পারছি। আমি আসলে এভাবে চিন্তা করি ব্যাপারটা।
আচ্ছা।